কারন আপনি দেখবেন যে হ্যাঁ, যে জি, জি।
অনেকটাই ভাই। সম্পূর্ণ আমি আপনার সঙ্গে একমত এই বিষয়ে। যে আসলে নাটকের হার মানি নাটক আগে আমি দেখতাম ভাই। আগে টিভি, সিনেমা, সিরিজ এইসব কিছু বাদ দিয়ে আমি বসে, বসে নাটক দেখতাম। বাংলায়ও কিন্তু অনেক ভালো, ভালো নাটক ছিল। যেমন আমি একটা নাটক দেখেছিলাম। ধারাবাহিক নাটক। সেটার নাম ছিল 'হারকিপটে।' নাটকটা বেশ চমৎকার আর হাসির ছিল। সে কিন্তু সেরকম নাটক কিন্তু এখন আর ভাই আমি পাই না। দেখা যায় সেই নাটকটা মানে 'হারকিপ্টে' শেষও হয়ে গেছে ২০১৪ না ১২ সালে। মানে আ আরো ১০-১২ বছর আগে। আর সে সে যে তারপর থেকে ভাই আমি আর ভালো কোন নাটক খুঁজে পাই না যে আসলে দেখবো। যে কারণ নাটকের মানি মানই চলে গেছে। মানটাই এখন আর ধরে রাখতে পারতেছি না আমরা। জি, জি।
হু, হু। জি, জি। হ্যাঁ। হু, হু। আচ্ছা, আচ্ছা। আন না, না, না। জি। হ্যাঁ। <chuckles> আসলে উহু। একদমই, এক তবে ভাই আমার একটা জিনিস বেশ ভালো লাগে। মাঝেমধ্যে এইযে শিল্পকলা একাডেমি আছে আমাদের। তো দেখা যায় ওইদিকে গেলে এরকম বেশ অনেক সময় মঞ্চ নাটক দেখার সুযোগ হয়ে ওঠে, হ্যাঁ? তো ওখানে কিন্তু আমাদের জীবনের যে সত্যগুলো এগুলো কিন্তু তারা অনেকটা ভাবে তুলে ধরেন, হ্যাঁ? এইযে সামাজিক যে অনাচার বা হচ্ছে গিয়ে বৈষম্যটা থাকে আমাদের জীবনে, হ্যাঁ? সেগুলো কিন্তু তারা এই নাটকের মাধ্যমে তুলে ধরেন এবং ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখন পর্যন্ত ওইযে মঞ্চ নাটক আছে যে এবং তারা তাদেরও কিন্তু ওই বলা যায় একটা niche একটা মানে ছোট একটা গোষ্ঠী হয়ে গেছে যারা হচ্ছে গিয়ে মঞ্চ নাটক দেখে থাকেন, হ্যাঁ? কিন্তু অনেকেই তা ঐটার ব্যাপারে তেমনভাবে জানেন না। এখন পর্যন্ত আ হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশেও দেশের বাইরে থেকেও কিন্তু অনেক এইরকম আ লোকজন আসেন যারা হচ্ছে গিয়ে হ্যাঁ নাটক শিল্পীরা আসছেন। এইসব মঞ্চ নাটক দেখার জন্য। হ্যাঁ? এদের কিন্তু মানে <tsk> আলাদা একটা বলা যায় যে আমাদের এইযে সবকিছু নিয়েই জীবনে যা চলে না চলে সবকিছু নিয়েই তাদের একটা আ মানে তারা সবকিছু একটা স্টেজে তু তুলে ধরেন। হ্যাঁ এবং এই নাটকগুলো ওইযে বড় কোন লেখকের থাকে না। হ্যাঁ? বা ওইরকম প্রভাবশীল কারো না থাকলেও কিন্তু এদের কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, অনেক প্রভাবশীল আ কাহিনী থাকে এবং বাস্তবতা নিয়ে যেহেতু হয় সেগুলো দেখতে কিন্তু বেশ একটা মানে আলাদা একটা আবেগ চলে আসে সামনাসামনি দেখতে পেরে। জি, জি।
জি। ই জি। জি, জি। অবিচার, সবকিছু। জি, জি। জি। জি, জি। তৎপর না। জি, জি। নাট্যশিল্পীরা আসছেন। জি, জি। জি। জি, জি। জি। কাহিনীগুলো অনেক প্রভাবশালী প্রভা প্র প্রভাবশালী হয়। জি, জি। জি, জি, স্বাভাবিক। জি, জি।